দেখুন, যে আসলে আমরা আগে বই পড়তাম, হ্যাঁ? দেখা যাচ্ছে আপনার কোনো বিষয় জানতে ইচ্ছা করতে ধরুন, রাস্তার পাশে একটা জবা ফুল আছে, জবা গাছ আছে, তো আপনার হুট করে কৌতূহল হলো যে আপনি জবা ফুল বা জবা গাছ সম্পর্কে জানতে চাচ্ছেন আরকি। হুম তো দেখুন আপনাকে সেজন্য আপনাকে বাসায় যেতে হবে। আগে আমরা যেটা করেছি, বাসায় যেতে হবে। বই খুলতে হবে, ওই অধ্যায়টা খুঁজে বের করতে হবে, কোথায় এই গল্পটা আছে জবা ফুল সম্পর্কে। এই যে ভাই ব্যাপারটা, হ্যাঁ? কখনো আবার দেখা যাচ্ছে, বইয়ে থাকেই না প্রপার ডিটেইলস, হয় না এরকম? হয় তো।
হু, হুম। জী, জী। হুম, হুম। জ্বী। হ্যাঁ, এমনটা তো হয়ই, এবং আ শুধু তাই নয়, বিভিন্ন বিষয়ে যখন আমাদের আগে মানে জানা বেশি প্রয়োজন ছিল বা কোনো একটা জ্ঞান অর্জন প্রয়োজন ছিল, তখন কিন্তু আমাদেরকে এই যে বইয়ে খুঁজতে হতো, অথবা অন্যান্য বিষয়গুলো লক্ষ্য করতে হতো, অথবা অথবা ধরুন এমন, আপনি এমন কাউকে আপনাকে খুঁজতে হবে যে আসলে আপনার প্রশ্নের উত্তরটি দিতে পারবে। তো সেই ক্ষেত্রে কি কিন্তু এরকম আ আ সচরাচর জ্ঞানী লোক কিন্তু খুঁজে পাওয়া যায় না। কিন্তু এখন দেখুন, আপনার কিজ কিজ যেটা জানা দরকার, আপনার একটা সমস্যা, আপনার কিন্তু হাজারটা মানে সমাধান কিন্তু অনলাইনে আছে। শুধু আপনাকে ইন্টারনেট সে সমস্যাটা লিখে সার্চ দিতে হবে। এই যেমন যে আমাদের জীবনগুলো সহজ হয়েছে, আ শিক্ষার বিষয়ে আর চিকিৎসার বিষয়ে, দেখেন যে এই এই যে বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তিগুলো আমাদের রোগ নির্ণয়ে বা চিকিৎসার ক্ষেত্রে আ ব্যবহৃত হচ্ছে, এগুলো কিন্তু আসলেই অসো ও অসাধারণ অনেকগুলো বিষয় এবং শুধু তাই নয়। ধরুন আমরা গ্রামে থাকি আর আমাদের বাসা থেকে হসপিটাল অনেক দূরে। ধরুন আপনার ফ্যামিলিতে কেউ অসুস্থ হয়ে গেলো হঠাৎ করে, এখন অসুস্থ হলেই যে আসলে খালি শুধু চিকিৎসা, তা কিন্তু নয়। অনেক সময় কিন্তু আপনার প্রাথমিক কিছু চিকিৎসা দ্বারাও কিন্তু সুস্থ করা সম্ভব। তো সেক্ষেত্রে কিন্তু ওই যাই করুন না কেন, আমাদেরকে হসপিটালে যেতে হতো, একটা এই যে যাতায়াতের ব্যাপার, আপনার রাত-বেরাত, মনে করেন যে হুট করে মধ্যরাতেও তো হতে পারে। এটা তো কোনো সময় লাগে না আসলে। তো সেক্ষেত্রে আবার যাওয়া আর আবার সে বিষয়ে আপনি যে রোগে ভুগছেন, সে রোগের ডাক্তারকে খুঁজে দেখানো, অনেক একটা সময়ের ব্যাপার কিন্তু। আবার সিরিয়ালে যে ব্যাপারটা থাকে, এটি তো আরো মানে বিশেষ করে বেশি সমস্যা একটা। তো এখন কিন্তু চাইলে আপনি ঘরে বসে থেকেই ফোনের মাধ্যমে অনলাইনেই কিন্তু ডাক্তার দেখাতে পাচ্ছেন। ভালো ভালো, বিশ্বমানের ভালো, ভালো ডাক্তারগুলোকে।
জী। উহু। আচ্ছা। হ্যাঁ। এ হ্যাঁ। জী। হ্যাঁ, হ্যাঁ। জী। জী, জী। হ্যাঁ, হ্যাঁ। জী। হু, হু। হ্যাঁ। তা, তো অবশ্যই। হ্যাঁ। হু। জী, জী। হু, হু। জী ভাই। জী। হ্যাঁ। উহু। জী। হ্যাঁ, হ্যাঁ, না। জী, জী, জী। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। জী। হু, জি। হু, হু। হ্যাঁ, হ্যাঁ। জী। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হু। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। জী। তা, তো অবশ্যই। হ্যাঁ। তো হু। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা এটাই। অ্যা হ্যাঁ, হ্যাঁ। এটা একটা দারুণ বিষয়। তবে, ভাই আমি যে কথাটা আরকি বললাম। তো এই যে আপনি যে তথ্য সংগ্রহটা, তাহলে দেখবেন যে আপনি তথ্য সংগ্রহটাও কিন্তু এব খুব ইজিভাবে করতে পারলেন। আপনার মনের কৌতূহল যখন আপনি মেটাতে পারবেন, তখন কিন্তু বেশ আপনি আনন্দ আনন্দে থাকবেন, তাই না? এটা স্বাভাবিক। তো এই সেক্ষেত্রে আরকি দেখুন যে আসলে এই যে বিনোদনটা পাওয়া যায়। আপনি তথ্য সংগ্রহ করলেন খুব সহজেই। সেক্ষেত্রে আপনার কিন্তু অবশ্যই ভাল্লাগবে। তাই না?
হু, হু। জী, জী। তা তো অবশ্যই, হু। <clears throat> হুম, হুম।